একদমই ঠিক।
তো আপনি আপনি কি করেন আরকি? জি।
আসলে কি হয় চাপটা কিন্তু আসলে হত না। যদি আ যে সাবজেক্টটি বলেন না কেন আপনার যেমন বললেন, যখন যেটা মনে যায় তখন সেটা পড়বো এভাবে পড়লে কিন্তু আসলে চাপটা কম হয়। কারণ আ এ্যা হচ্ছে এ আর অল্প, অল্প, করে যদি নিয়মিত পড়া যায় আমি বলব পড়াশোনার ক্ষেত্রে আ অল্প, অল্প, করে খুব বেশি না। যেমন পরীক্ষার আগে আমরা সেটা নিয়েই ব্যস্ত হয়ে গেলাম যেটা পরীক্ষা নিয়ে পড়তেই আছি, পড়তেই আছি। এরকম না করে সারা বছরেই যদি যে নির্দিষ্ট সময় থাকে পরীক্ষার আগে অল্প, অল্প করে যদি পড়া যায় তাহলে কিন্তু চাপ কমানো যায়। সেক্ষেত্রে পরীক্ষার আগে আর চাপ থাকে না।
হু। জী। হু, হু। হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। হু, হু। জ্বি, এটা আসলে আপনি ঠিক বলেছেন। হু, হু। হ্যা, হ্যা। হু, হু। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হু ,হু। হু, হু। হু, হু, হু, হু। হু, হু। ও আচ্ছা, আচ্ছা, তা তো অবশ্যই। হ্যাঁ।
যেহেতু কমপ্লিট থাকে, হয়ে যায় সেরকম ভাবে মা মানে করা যা যেতে পারে। তাহলে চাপ অবশ্য কমবে।
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। তা তো অবশ্যই।
হুম।
তো আসলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে যে আমরা আ পরীক্ষায় আমাদের যে মানে প্রিয় পদ্ধতির মানে চাপগুলো আরকি কমানোর জন্য আপনি বলতেছেন যে আসলে আ একটু রুটিন মাফিক চললে দেখা যাচ্ছে কম, কম করে পড়লাম। আবার শিখার আগ্রহ থেকে যদি আমরা শিখি, পড়াশোনা করি। সেক্ষেত্রেও কিন্তু অনেকটা চাপ কমানো যায়। তাই না?
হুম। হুম। জ্বী, জ্বী, জ্বী, শিক্ষা আবার যদি বলি শিক্ষাটা যদি সেরকম তাহলেও কিন্তু ভালো হয়। এ সেক্ষেত্রে অবশ্যই যে এই স্কুল কলেজ বলেন বিশ্ববিদ্যালয় যদি মানে খুব ভালোভাবে বলতে প্র্যাকটিক্যাল আকারে শিক্ষাটা কিন্তু আমাদের মনে থাকে বেশি। তো ঐরকম ব্যবস্থাটা হলে কিন্তু দেখা যাচ্ছে বাড়িতে এসে আর খুব বেশি ট্রাই করা লাগে না। ওই ওখান থেকেই ভালো মু অনেকটাই হুম।
তো আমি জি, বলুন। হ্যাঁ, হ্যাঁ। হ্যা, হ্যা, হ্যা, হ্যাঁ, হ্যাঁ। হু। হু, হু, হু। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। হু, হু। হু, হু, হু। <chuckles> হ্যাঁ, তা তো অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী। তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছি। হুম পরীক্ষার আগে ভালো ঘুম বা বিরতি নেওয়া গুরুত্ব কেমন বলে আপনার মনে হচ্ছে আর কি? আপনি কি মনে করেন এই বিষয়? হু, হু।
জ্বী। অবশ্যই মানে পরীক্ষার আগে কি, কি, বলব। সবসময় তো ঘুম আসে। কিন্তু জানি না পরীক্ষার আগেই ঘুম উড়ে যায়। <chuckles> যখন যেটা মনে হয় এটা তো কমপ্লিট হয়নি। তো ঘুম নেওয়া মানে ঘুমের একটা ঘাটতি পড়ে যায় পরীক্ষার আগে আমার। কিন্তু আসলে এটা না বলব পরীক্ষার আগে অবশ্যই মানে রিল্যাক্স এ থাকা খুবই প্রয়োজন। ভালো ঘুম দরকার। আর পড়াশোনার মাঝে, মাঝে সেক্ষেত্রে একটু হালকা বিরতি যেতে পারে। হালকা এক্সারসাইজ করা যেতে পারে। একটু গান শুনলেন মাঝে, মাঝে ভালো লাগবে সেক্ষেত্রে।
হু, হু। হ্যাঁ, হ্যাঁ। আসলে। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হু, হু। জ্বি, জ্বি। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তা তো অবশ্যই। তবে কি আ আমি যেটা পড়েছি, হ্যাঁ? পূর্বে যেটা ১ বছর আমার সময় ছিল পরীক্ষার।
হুম। হুম। আচ্ছা।

তো আমি যেটা পড়েছি, আমার কিন্তু মাথায় সেটা আমি রেখে দিয়েছি। হ্যাঁ, কিছুটা চর্চা পরীক্ষার আগে, আগেও করেছি। আ কিন্তু হয় না যে আপনি যদি হুট করে এ দেখা যাচ্ছে আপনার পরীক্ষা চলে এসেছে, আপনি ঘুম, খাওয়া-দাওয়া, বিরতি সবকিছু বাদ দিয়ে মনে করেন আপনি খালি পড়তেছেন।
হুম। হুম। হুম। এটা
আপনি কিন্তু পরীক্ষায় ভালো কিছু করতে পারবেন না। কারণ কি দেখুন, এ দেখা যাচ্ছে আপনি আজকে একটা কোনো বীজ রোপণ করলেন। হুম? গাছটা হতে ৬ মাস আ মানে করেন ধরুন ১ মাস বা ৬ মাস সময় লাগবে। আর ফল হতে ধরুন যে ৬ মাস মোট সময় লাগবে। কিন্তু আপনি একদিন আ বীজ রোপণ করে ১ দিনে ফল চাচ্ছেন তা তো হবে না। হ্যাঁ, আপনাকে কন্টিনিউ হ্যাঁ।
জ্বী, জ্বী। হুম। হুম, সেটা কিন্তু খুবই কঠিন হয়ে যায় আমি বলবো। যদি অনেকগুলো বিষয় থাকে সাবজেক্ট গুলো যদি অনেক থাকে তো কঠিনই এক্ষেত্রে। উম অনেক
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আসলেই খুব কঠিন হয়ে যায়। কারণ অ্যা হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, কঠিন। তো সেক্ষেত্রে আমরা যদি আগে থেকেই পড়াশোনা করি, আ দেখা যাচ্ছে যে তাহলে আপনি পরীক্ষায় আসলে শরীর একটা উম বিষয়টা হলো কি আপনি যখন শরীর আপনার ভালো থাকবে, তখন কিন্তু আপনার এ মেন্টালিটিও ভাবে আপনি সাপোর্ট পাবেন। কারণ দেখা যাচ্ছে যে আমরা ক্লাস এ কোনো না কোনো ভাবেই শুনেছি, হয়তোবা আমি পড়িনি। কিন্তু আ ওই অধ্যায় সম্পর্কে শুনেছি, বন্ধু-বান্ধব কথা বলেছে, প্রাইভেট পড়েছি। এই যে বিষয়গুলা আরকি। YouTube দেখেছি, Facebook এ দেখেছি। তো বিষয়গুলা যখন আমি আগে থেকে ধারণা ছিল, তো আমি শিখতে পারবো। কিন্তু যদি আমার শরীর ভালো না থাকে অথবা ঘুম, খাওয়া-দাওয়া সব বাদ দিয়ে পড়াশোনা করি। দেখা যাচ্ছে এ যে যেটার জন্য আমি এত পরিশ্রম করলাম সেটার ফলাফলই ভালো হচ্ছে না। তাই না?
হুম। হুম জি। হুম। হুম। হুম। হুম। হুম। হুম। আসলেই তাই। দেখেন কি হয় না ওই যে পরীক্ষার আগে কি হয় স্যারেরাও কিন্তু অনেকটা সাজেশন দিয়ে দেয় আমি বলব। ও তো অল সারা বছর পড়াশোনা করলেও সাজেশন থাকে। আবার আমরা নিজেরাও কিন্তু কি করতাম মানে বিগত সালের পরীক্ষার প্রশ্নগুলো থেকে কিছুটা নিজেরাও সাজেশন করে ফেলতাম একটা। এক্ষেত্রেও কিন্তু অনেকটা কম হয় যে সবটা পড়া লাগে না। কিছুটা বেশ ভালোই। আমার ক্ষেত্রে তো অনেকটাই দেখা যাচ্ছে বাড়ত প্রশ্নগুলো। তো আমি এইভাবেই কিন্তু পড়তাম। যাতে কম প্রশ্ন পড়া যায় সেক্ষেত্রে। হুম।
হুম, হুম। <chuckles> হ্যাঁ, হ্যাঁ, তা তো অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ তা তো অবশ্যই। হু, হু, হু। হু, হু। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। হুম, হুম। তা তো আচ্ছা অ্যা তো আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাচ্ছি আরকি। আচ্ছা, আমরা তো এ আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা বর্তমান হোক, মানে এতটাই চাপ ক্রিয়েট করতেছে, হুম? যেটা আসলে দেখা যাচ্ছে যে আমাদের আ অনেক শিক্ষা ক্ষেত্রে কিন্তু মানে পাঠ্যপুস্তক যে আমাদের দান করবে আ বা আমরা দেখতেছি এখন সেটা কিন্তু অনেক ভুল আছে, তাই না? তো সেক্ষেত্রে আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে চাপ কমাতে আমাদের এইযে বন্ধু-বান্ধব বলেন বা পরিবার কি সাহায্যর কোনো প্রভাব ফেলে আরকি?
হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ একদমই ঠিক।